আসলে না, আমি বেশ কিছুদিন ধরে মানে বলা যাচ্ছে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে আসলে কিভাবে সেখান থেকে বের হব। তো আসলে কোন কিছু না বুঝে উঠতে পারছিলাম না, কি করা যেতে পারে বা আসলে কি করলে আমি সেখান থেকে একটু বেরোতে পারবো। তো এইজন্য একটু পরামর্শ চাওয়া বা আপ মানে যদি আপনি একটু আমাকে আসলে সাহায্য করেন সেখান থেকে বেরোতে যে আসলে কি করলে বা কোন পদক্ষেপ নিলে আমার জন্যে ভালো হবে আমি সেখান থেকে একটু বেরোতে পারবো?
উম আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে আসলে আপনি খুবই হতাশার ভেতর দিয়ে যাচ্ছেন। তো চিন্তা করবেন না। আমি চেষ্টা করব আপনার আ সমস্যাগুলোর একটা সমাধান দেয়ার জন্য। আ খুব ভালো হয় আপনি যদি সমস্যাটা আমাকে একটু খুলে বলেন।
আসলে, ভাই আমার সমস্যাটা হচ্ছে আমি বেশ অনেকদিন হয়ে যাচ্ছে, না! আমি আমার আ কোন কাজে আমি মনোযোগ দিতে পারছি না। এবং কাজটা যদি শুরু করি আ মাঝখানে হয়তো আমি ছেড়ে দিচ্ছি। এবং সেখানে আমার মনোযোগ দিতে না পারার কারণে এরকম কাজগুলো নানারকম ভাবে কিন্তু পিছে যাচ্ছে। আমার শুরু করতে চাচ্ছি। হয়তো শুরু করতেও পারছি। কিন্তু আ কোনো কারণে না মানে ছেড়ে দিতে হচ্ছে। কাজগুলো আমি করতে পারছি না। শেষ করতে পারছি না। তো এইজন্যেই আরকি যে আসলে আ আগে এই কাজগুলো আমার দিন, দিন মনোযোগের কারণে আরকি যে শেষ করা হচ্ছে না। যদি একটু পরামর্শ দিতেন আসলে আ কি করলে আমি আমার এই কাজগুলো শেষ করতে পারবো? এবং আমার যে মনোযোগটা দিন, দিন কমে যাচ্ছে এবং আমি মনোযোগটা দা ধরে রাখতে পারছি না। সেটা আসলে কি করলে এই মনোযোগটা আমার ফেরত পাওয়া যায়? বা একটু সমাধান বা কিছু যদি পরামর্শ দিতেন আসলে।
হুম। আচ্ছা, আচ্ছা। আ আপনি খুবই আ সাধারণ একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। আমি বলবো আপনি এটার জন্য চিন্তিত হবেন না। আ আপনার সমস্যাটা হচ্ছে কাজের সময় মনোযোগের ঘাটতি। তো আ খুব ভালো হয় আপনি আসলে কি কাজ করেন বা কখন কাজটা করেন বা যখন কাজ করেন তখন আশেপাশের অবস্থাটা কী থাকে এটা যদি একটু খুলে বলেন, তাহলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হবে আপনার অবস্থাটা। একটু খুলে বলুন সবকিছু।
হুম। হ্যাঁ, আসলে ভাই আমি একজন অনার্স এ পড়ি এবং প্রায় শেষের দিকে পড়াশোনা। তো এই বিশেষ করে আমার পড়াশোনার পাশাপাশি আমি একটা পার্ট টাইম চাকরিও করি। তো মানে আমি যে পড়াশোনায় মনোযোগ দিবো, যখন হয়তো ক্লাসে থাকি, ক্লাসেও কিন্তু আমি মনোযোগ দিতে পারি না। এবং হয়তো ইউনিভার্সিটি শেষে যখন আমি অফিসে যাই, তখন সেখানে মনোযোগ দিব। সেখানেও ঠিকভাবে আমি মনোযোগ দিতে পারি না। যার ফলে পড়াশোনা এত ক্ষতি হচ্ছে এবং আ অফিসেও কিন্তু নানা রকমের কথা শুনতে হচ্ছে আমার বসের। এবং আ মাঝে, মাঝে এমনটাও করে যে হয়তো হুমকি দিচ্ছে আমাকে ওফ সেখান থেকে বের করে দিবে। আসলে, মানে বুঝতে পারছি না যে মানে কি করব। আসলে কারণ আ পড়ালেখা শেষের দিকে এখন যদি আবার আমি আমার সেই পড়ালেখায় মনোযোগ দিতে না পারি বা হচ্ছে সেটার কারণে যদি আমার পড়াশোনাটা শেষ করতে না পারি। এ নিয়ে আসলে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে আসলে কি করলে আমি তা আ ভালো করে করতে পারবো পড়াশোনাটা এবং আ যাতে করে আমি আমার অফিসেও অ্যাকটিভ থাকতে পারি, যাতে করে আমার, আমার, বসের কথা শুনতে না হয়। এই বিষয়গুলো নিয়েই আসলে খুবই দুশ্চিন্তায় যাচ্ছিলাম, ভুগছিলাম। তো কি করা যায় ভাই একটু যদি আমাকে বলেন আসলে? কারণ বুঝতেছিস, তো আসলে মানে কি একটা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।
হুম। আ আহা! হুম, হুম। বোঝা যাচ্ছে আসলে আপনি খুবই বাজে একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন। তো আমি ১ম এ বলবো আপনি সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলে একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো ভেবে দেখার চেষ্টা করেন। আ আপনি বলছিলেন আপনি যখন ক্লাসে থাকেন, তখন আপনার ক্লাসে ম মনোযোগ বসে না। আবার আপনি যখন অফিসে থাকেন, তখন আপনি অফিসিয়াল কাজও করতে পারেন না। এরকম কি হয়? যে আপনি যখন আ ক্লাসে আছেন, শিক্ষকের কথা শুনছেন, তখন হয়তো ভাবছেন অন্য কথা, অফিসের কথা বা, যখন অফিসে আছেন, তখন আবার ভাবছেন কোন ক্লাসের পড়া বা, ক্লাসের কোনো আব আ অ্যাসাইনমেন্টের কথা বা, পরীক্ষার কথা। এরকম কি হয়েছিল কখনো?
হুম। হু, হুম। অ্যা হ্যাঁ, এরকম বলতে বিষয়টা অমনটাও না। মানে হয়, চিন্তা হয় মাঝে, মাঝে। কিন্তু আমি না, আ মানে ফোন জিনিসটা আমার খুবই পছন্দের। মানে ক্লাস করছি, হয়তো ফোনটা এক হাতে রেখে আমি ডেস্কের নিচে ফোনটা হয়তো চাপতেছি, হয়তো ম্যাসেজিং করতেছি। এই বিষয়গুলো আরকি বিশেষ করে। এবং যখন হয়তো বাসায় ফিরে পড়াশোনার জন্য আম বসছি টেবিলে, তখনও কিন্তু মানে ফোনটা দূরে রাখবো। এটা কি আ বুঝতে পারছিলাম না আসলে এইযে ফোনটার জন্যই কি সমস্যাটা হচ্ছে? নাকি আ অন্য কোন কারণ, এটা যদি একটু বলেন এবং অফিসের বিষয়টা। হ্যাঁ? অফিসেও আমি আসলে মানে হয়তো আ একটু হয়তো কোনোভাবে ফ্রি সময় পাচ্ছি। তো এইযে আমি আবার ফোনটা হাতে নিচ্ছি, ফোনটা হাতে নিয়ে হয়তো আ একটু ভিডিও দেখতেছি বা, হচ্ছে আপনার আমি ম্যাসেজিং করতেসি, এই বিষয়টা। তো এইটার কারণেই আরকি আ আমার এইযে অফিসে কথা শোনা লাগে বসের থেকে। তো এগুলোর কারণেই মনে হচ্ছে যে আসলে আমার এইযে কাজগুলো জমে যাচ্ছে. কাজগুলো আমি শেষ করতে পারছি না। তো এটার জন্য কি আসলেএ আমার এইযে মনোযোগটা ধরে রাখতে পারছি না? আসলে কি এ এটা অন্য কোন সমস্যা, নাকি? আ একটু যদি বলতেন আসলে যে, কি করা যায় আসলে এক্ষেত্রে?
হুম। উম আপনার কথা শুনে বোঝা যাচ্ছে হয়তোবা আপনি আ মোবাইলটা বা ডিজিটাল স্ক্রিন যেটাকে বলি আমরা, আ হয়তো সেটাতে বেশি আসক্ত। আপনি যখন ক্লাসের শিক্ষকের লেকচার শুনছেন, তখন আপনি যে মোবাইল চালাচ্ছেন এতো এটা তো একটা মাল্টিটাস্কিং হয়ে গেল। তাই না? আপনি একবার শিক্ষকের কথা শোনার চেষ্টা করছেন। আবার হয়তো বন্ধুদের সাথে চ্যাট করার চেষ্টা করছেন। আ এটা আসলে করবেন না। কারণ আ আমাদের ব্রেইন কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য আ তৈরি হয়নি। হ্যাঁ, আপনি যখন যে কাজই করেন আপনি যদি মোবাইল চালান বা মোবাইল ব্যবহার করেন, তাহলে মোবাইলটাই ব্যবহার করেন। আবার যখন ক্লাসে আছেন বা অফিসিয়াল কাজ করছেন। তখন যে কাজটা যখন করছেন সেটাতেই মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। অনর্থক যদি মোবাইল চালান বা কারো সাথে চ্যাট করেন তখন, আসলে আপনি আপনার কাজে আ স খুব স্বাভাবিকভাবেই মনোনিবেশ করতে পারবেন না। কারণ আ আমরা সেভাবে আসলে তৈরি হইনি। এটা সম্ভবনা। তো আরো কি কোন সমস্যা হয় এটার সাথে?
হু, হু। হুম। হু, হু। হুম। আচ্ছা। হ্যাঁ, আসলে সমস্যা বলতে যে, আমি ঘুমাতে আসলে খুব লেট হয়ে যায়। যার কারণে আ দিনের বেলাতে খুব টায়ার্ড লাগে অ যখন সকালে ক্লাস থেকে উঠতে পারে না, উঠতে খুবই কষ্ট হয়। এবং আ হয়তো কেউ ডেকে দেয়, বা হচ্ছে এলার্ম ছাড়া কিন্তু আমি উঠতে পারি না। নিজে থেকেই কখনো উঠে যে আসলে ক্লাসের উদ্দেশ্যে উঠব। সেটা কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না, সকাল করে। তো এইজন্যেই আর আবার সারাদিন খুব মানে ঘুম, ঘুম পায়, চোখে ঘুম থেকে যায়। তো আ এর কারণে হয়তো আরকি আমি আরো বেশি আরকি যে মনোযোগটা ধরে রাখতে পারছি না। বা আপনি আ তো একটু যদি বলেন, আসলে যে মনোযোগ ধরে রাখতে পারছি না। একটু যদি সমাধান দিতেন, আসলে যে কারণ আ আমার পড়াশোনায় আমি মনোযোগ দিতে পারছি না। আ এবং যে নতুন কিছু করে করবো, কারণ আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। এখন হয়তো নতুন কিছুতে আমাকে আ মনোযোগ দিতে হবে, এবং সেটার পেছনে কাজ করে যেতে হবে। তো বুঝে উঠতে পারছিলাম না, যে আসলে আ কিভাবে কি করব ভাই? একটু যদি বলেন, আসলে নতুন, কারণ শেষের দিকে পড়াশোনা তো, নতুন কিছু করতে হলে নতুন কিছু অভ্যাস করতে হবে, বা হচ্ছে নতুন করে নিজেকে গড়তে হবে। তো এই বিষয়টা না আমি বুঝে উঠতে পারছিলাম না। একটু যদি আসলে বলেন কী করা যায়?
হুম। উ হুম। অবশ্যই দিতে হবে। আ আপনি বলছিলেন, আপনি আ যে আ ক আপনি যখন অফিসে থাকেন, বা ক্লাসে থাকেন, তখন আপনি আ ঘুমিয়ে আ পড়েন অনেকটা, বা ঘুম, ঘুম ভাব চলে আসে। এটার আ ২ টা কারণ হতে পারে, যে আপনি হয়তো যখন আ ঘুমানোর সময় তখন হয়তো ঘুমান না। বা আপনি হয়তো সারাদিন এত বেশি আ কাজ করেন, যেমন আপনি বলছিলেন আপনি একই সাথে স লেখাপড়াও করেন, আবার আ একটা চাকরির সাথেও আছেন। তো ২ টা কাজ একসাথে করার ফলে, এত ক্লান্তি জমে যায়, যে আসলে শরীরও মানতে চায় না। হয়তো ঘুমের চাহিদাটা বেড়ে যায় অনেক। তো এক্ষেত্রে আমি বলব, আপনি যদি ২ টা একসাথে চালাতে না পারেন, তাহলে আপনার পড়াশোনা যেহেতু শেষের দিকে, আপনি আপাতত, আপাতত আপনার পড়াটাতে বেশি ফোকাস করুন। হ্যাঁ? আ যদি সম্ভব হয়, আ যদি আপনি চলতে পারেন, বা যদি আপনার আ পারিবারিক সামর্থ্য থাকে, চাকরিটা আপাতত ছেড়ে দেন, আপাতত ছেড়ে দেন। পড়াশোনাটাতে মনোনিবেশ করুন একটা ভালো, CGPA নিয়ে যদি বের হতে পারেন, তাহলে খুব সহজেই আ আপনি ভালো একটা চাকরি পেতে পারেন। তো আপনি কি কখনো জব ছাড়ার কথা চিন্তা করেছেন? বা যেহেতু এখনো জব ছাড়েন নাই। আ আসলে কেনো জবটা ছাড়েন নাই? বা পড়াশোনার দিকে কেনো একটু হয়তো পিছিয়ে আছেন আপনি কেনো? এরকম কেনো হচ্ছিল?
উ হুম। হুম, হুম। হু, হুম। উ হুম। না, জব টা আসলে ছাড়ার কখনো চেষ্টা করিনি বা হচ্ছে ভাবিওনি এই বিষয়ে। কারণ আ পড়াশোনার কারণে বাসার বাইরে থাকি। তো এইজন্য একটু এক্সট্রা কিছু হয়তো পকেট খরচের জন্যে আমি ই একটু পার্ট-টাইম করি। তো আ ভেবে দেখিনি। কারণ আ দরকার হয় আবার এসে আসলে কিন্তু
হ্যাঁ, কিছু দরকার হয়।
এজন্যই আরকি ছাড়া হয়নি। তো এবং যদি আপনি বলেন যে আসলে এখন সেটা যদি আসলে আমাকে ছাড়তেই হয় পড়াশোনার জন্যে। তো ছেড়ে দিলাম। কিন্তু আমি আসলে পড়াশোনা শেষ করে যে নতুন জায়গায় বা নতুন করে যে কোনো কিছু করব, সে বিষয়ে, কারণ ইদানিং না? আমার নতুন কিছুতে তো মনোযোগী আসে না। বা নতুন কিছু যে আমি অভ্যাস তৈরি করব সে সেই হিসেবে যদি বা সেটার কারণে কি করা যেতে পারে, সেটা যদি একটু বলেন?
আহহা! আচ্ছা, আপনি নতুন যদি কিছু শিখতে চান, যেহেতু আপনি আ চাকরিটা আপাতত ছাড়তে চাচ্ছেন না, আমি বলব আপনি আপনার কাজগুলোকে ছোট, ছোট, ভাগে, ভাগ করুন। হ্যাঁ? এটা খুব ভালো একটা আ <blows air> উপকারে আসতে পারে। একটা দৈনন্দিন রুটিন তৈরি করুন। সেখানে আপনি প্রত্যেকদিন আ যত সমস্যায় থাকুক বা যত ক্লান্তি থাকুক, প্রত্যেকদিন একটা খুব নির্দিষ্ট সময়, যত ছোটই হোক, সময়টা যত সো ছোটই হোক, প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। সেটা programming হতে পারে, সেটা web development হতে পারে। যেকোন কিছু, আপনার যেকোন আপনি যেদিকে আগ্রহী অনুভব করেন, হ্যাঁ? সেদিকে আ আপ যাওয়ার চেষ্টা করুন, কিংবা অনেকে সরকারি চাকরির চেষ্টা করে থাকেন। আ যেমন ইংরেজিতে গুরুত্ব দেন অনেকে বা সাধারণ জ্ঞানে অনেক গুরুত্ব দেন। আপনি এই বিষয়গুলো একটু দেখতে পারেন। হ্যাঁ? আশা করি আপনার সমস্যাটা অনেকটাই কেটে যাবে।
হুম। হুম। হুম। হু, হু। হ্যাঁ, আসলে আমি মানে কখনো ভাবিনি, বা হচ্ছে যে চিন্তা করবো সেটাও কিন্তু কখনো করিনি। কারণ অ্যাঁ পড়াশোনা শেষ। আমাকে যে নতুন কিছু করতে হবে, বা নতুন কিছু করার জন্য হলেও আমাকে সেখানে কিছুটা সময় দিতে হবে বা আ হয়তো সে অনুযায়ী আমাকে প্রশিক্ষণ নিতে হবে। তো আসলে আমি মানে আপনি যে পড়ম কথাগুলো বললেন, এবং আ আমি এভাবে কখনো ভেবে দেখিনি। তো এই যে আপনি বললেন, যে হয়তো নতুন কিছু শুরু করতে গেলে, আমাকে সেটা হয়তো আমি শুরুতে না পারলেও ছোট, ছোট করে শুরু করতে বললেন, এবং এছাড়াও যে আমার এই যে এতদিনে আমি কাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। সেটার কারণেও আপনি অনেক কথা বললেন, যে আসলে আ কি করা যেতে পারে। তো আসলেই ভাই আপনার পরামর্শগুলো খুবই ভালো লাগলো, এবং আ জি। এসব আমি আমার আসলেই যে এতদিন আমি অভ্যাস গড়তে চাচ্ছিলাম। তো আমি যথাযথ আসলে এগুলো পড়ার চেষ্টা করব, যাতে করে নতুন কাজের দিকে আসলে আমি আমার মনযোগগুলো ধরে রাখতে পারি। তো এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভাই আপনাকে অশেষ ধন্যবাদ।
অবশ্যই। আ আপনাকেও ধন্যবাদ। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইলো। আমি আশা করছি আপনি আপনার সকল সমস্যা ভবিষ্যতের দিনগুলোতে কাটিয়ে উঠে, অ্যাঁ সফল হতে পারবেন।